আচ্ছা বেশ। আ তো ও দেখা যায় যে অনেক সময় ক্লাসরুম এ কিন্তু আবারও অনেক সুবিধা-অসুবিধা থাকে। তো এক্ষেত্রে ক্লাস রুম ক্ষেত্রেটা একি হতে পারে? এটার দৃষ্টিকোণটা কি? সুবিধা-অসুবিধার?
বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই। এ ক্লাসরুমে অনেক সুবিধা-অসুবিধা রয়েছে। ক্লাসরুমের সুবিধাগুলো যদি বলতে চাই, যে আসলে এই যে সহপাঠির সঙ্গে বসে থেকে ক্লাস করা এটা কিন্তু একটা সুবিধা বেস্ট। কারণ হচ্ছে অনেক সময় অনেক কিছু ও না পারলেও আ সহপাঠিদের সঙ্গে থেকে এটা বোঝা যায় বা এটা মেলামেশা কথা বলার একটা experience সেটা হ তৈরি হয়। আ বা আম দেখা যাচ্ছে আমরা মিলে বসতে পারি। বা স্যারদের সঙ্গে সবাই সামনাসামনি থাকে। তো যেকোনো প্রশ্ন যখনই আসছে মনে সেটা কিন্তু বলতে, বলা যেতে পারে ক্লাসরুমেই। আবার অসুবিধাও আছে এখানে, যে আসলে অনেক স্টুডেন্ট আছে যে একটু ভয় পায় যে অ্যা আসলেই স্যারকে প্রশ্ন করতে গেলে ভয় পায়। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যেতে পারে। আমা আবার বললাম যে আমার হচ্ছে ক্লাসরুমে যাওয়াটা একটু সমস্যা বর্ষাকালে বা শীতকালে যেটা হয় যে আসলে যেতে একটু কষ্ট হয়ে যায়। তো এই ধরনের এগুলো কিন্তু অসুবিধা হতে পারে।
হুম। জি। হুম। জি। হ্যাঁ। আসলে। উম হুম। জি। অসুবিধা। তো আ আর সুবিধাটা?
জি, অবশ্যই। অ্যা সুবিধা তো অবশ্যই ব আ যেটা হচ্ছে যে আসলে আ খুব সহজেই আমরা শিখতে পারতেছি। মানে ক্লাসরুমে কিন্তু খুব সহজেই অ্যা ভালো ভাবে বোঝা যায়। প্রশ্ন করা যায় হ্যাঁ, জি একদম।
মানে প্রশ্ন করে যেতে আছে, বোঝা যায় আরকি। আচ্ছা, বেশ তো আপনার যদি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলেন আ এবং আ সেক্ষেত্রে অনলাইন এ পড়া এবং কক্ষ পর যে ক্লাসরুম পরিবেশে এটা মনোযোগ ও শেখার আপনার এই গতিটা কেমন আলাদা হয়ে থাকে? এটা যদি বলতেন।
জি, অবশ্যই। আচ্ছা, বুঝতে পেরেছি। অ্যা এখানে কিন্তু ২ টা বিষয় হ্যাঁ, এটা একদম ঠিক বলেছেন, যে আসলে অনলাইনে শেখার ক্ষেত্রে আর ক্লাসরুমে শেখার ক্ষেত্রে এত মনোযোগের যে একটা বিষয় রয়েছে। সেটা কিন্তু অনেকই ভিন্নরকম। আ অনলাইনের ক্ষেত্রে যদি বলি অনলাইনে কিন্তু আসলে মনোযোগটা সেরকম থাকে না। কারণ হচ্ছে আ যদি আমি অন্য পাশে তাকাই বা অন্য পাশে ঘুরেও থাকি অ্যা তো সেক্ষেত্রে কিন্তু আমার কোন সমস্যা হচ্ছে না। বা আমি আ ক্লাস চালু করে দিয়ে আমি ঘু শুয়ে আছি। এটাও কিন্তু হচ্ছে হ্যাঁ, ফোন, আ ফোন সাইলেন্ট করে মানে মো মাইক্রোফোনটা সাইলেন্ট করে দিয়ে ঘুমায়ে থাকতে পারি। আ বা দেখা যাচ্ছে যে প্রেজেন্ট দিয়ে দিলাম। প্রেজেন্ট এর সময় প্রেজেন্ট দিয়ে আমি আমার মত কাজগুলো করতে পারতেছি। এই যে এটা একটা ফাঁকিবাজি। মানে মনোযোগটা সেরকম থাকতেছে না নিজের প্রতি। আ বা ফা নিজের ভেতরে ফাঁকি দেওয়া হচ্ছে। কিন্তু ক্লাসরুমে কিন্তু এটা হয় না। অ দেখবেন ক্লাসরুমে অ্যা সব মনোযোগটা ভালোভাবে থাকে বা দেখা যাচ্ছে বাইরে তাকালেও স্যারেরা, আ স্যারদের ভয়ে হলেও দেখা যাচ্ছে ক্লাসরুমে মনোযোগটা রাখতে হয়। আ বা দেখা যাচ্ছে আমার মনোযোগটা সেভাবে ধরে রাখাও সুবিধা হয় যে কথাবার্তা বলা যায় স্যারদের সঙ্গে বা সহপাঠির সঙ্গে। এটা একটা বিষয় রয়েছে।
জি। হুম। অবশ্যই। হুম। জি। কেউ সাবধানও করে থাকেন আসলে। হুম। জি। হুম। হুম। জি। হ্যাঁ। আচ্ছা। জি। তো এক্ষেত্রে আপনার কোন ব্যক্তিগত কোনো স্মরণীয় উদাহরণ বা ঘটনা রয়েছে যে বা অভিজ্ঞতা আছে এক্ষেত্রে, এরকম?

অনলাইন ক্লাসটা অন্তত ওই সুবিধাগুলো অনেক কমে যায় তাদের জন্য। আ তো আপনারা তাহলে এই যে, সুযোগ-সুবিধা পাওয়ার জন্য, আর কি, কি, ডিভাইস আপনারা গ্রামের মধ্যে প্রয়োজন হতে পারে, বা কোন ধরণের নেটওয়ার্ক বা কোন ধরনের সুবিধা দিলে গ্রামের আ ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষার এই যে, প্রভাবটা আরো ভালোভাবে বিস্তৃত হতে পারে বলে মনে করেন?
জ্বি, অবশ্যই। আচ্ছা। অবশ্যই এটা ঠিক বলেছেন, যে, আসলে আমার মনে হয় যে, আ একটা ভালো ইন্টারনেট কানেকশন আ ওই হচ্ছে যদি থাকে আর কিছু ডিভাইস দেয়া থাকে, তাহলেই কিন্তু উ দেখা যাচ্ছে এমন একটা জায়গায় একটা ডিভাইস আ কোচিং করা হলো, যেখানে মানে একটা ছে একটা যা মানে একটা ঘর দিয়ে দেওয়া হলো যেখানে যাতে সুবিধা বঞ্চিত যারা স্টুডেন্ট রয়েছে, মানে জাগা গ্রামের মধ্যে হ্যাঁ।
জ্বি। হুম। জ্বি। হুম। আচ্ছা। তার মানে গ্রামে ইন্টারনেট ঢুকেছে ঠিকই, কিন্তু ওটা শহরের তুলনায় গুণগত মান অনেক কম। আচ্ছা।
ভালো একটা মান কম, হ্যাঁ। জ্বী, একদম। তো এটা যদি একটা মান ভালো করা যায়, আর যদি ভালো, ভালো ডিভাইস যেগুলো থাকে, যেগুলো তার মাধ্যমে তারা শিখতে পারবে। এই জিনিসটা দ ২ টা জিনিস যদি ক ঠিক মতো করা যায়, তাহলে মনে হয় যে, গ্রামের লোকজনও ওই আগের মত করে বা শহরের মত করে দে তারাও শিখতে পারবে।
জ্বী। হুম। জ্বী। শিখতে পারবে। আচ্ছা। তো আপনার আ ভবিষ্যতে কি এই যে এই যে সমা আ সমস্যাটা আপনি কথা বলেন, এর কি আপনার আ হাইব্রিড, বা মিষ্ট কোন মডেল এর কি সমাধান হতে পারে?
জি, অবশ্যই। আচ্ছা। এহ এটা হয়তো বা হতে পারে যে, আসলে ভবিষ্যতে যদি আ কোন একটা দেখা যাচ্ছে AI চলে আসে, বা হাইব্রিড জাতের কথা বললেন, যেমন হচ্ছে মডেল একটা চলে আসে তাহলে কিন্তু বেশ ভালো হয়। দেখাযাচ্ছে অ্যাম টিচার এর বদলে তারাই পড়াচ্ছে। তারা ভালোভাবে গুরুত্ব নিচ্ছে। কারণ একটা মানুষের, একটা মানুষ কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় হাঁপিয়ে যায়, বা একটু ক্লান্ত হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু একটা রোবট, বা একটা AI কিন্তু কখনো হাঁপিয়ে যাচ্ছে না বা ক্লান্ত হচ্ছে না। সেক্ষেত্রে সে কিন্তু আ যে, যেভাবে প্রশ্ন করছে সেভাবে উত্তর দিচ্ছে। এখন অ্যা শিক্ষককে কিন্তু বারবার প্রশ্ন করে, আমি দেখেছি, যে, একটা শিক্ষককে বারবার প্রশ্ন করলে কিন্তু সে বিরক্ত হয়ে যায় মাঝেমধ্যেই আমার ক্ষেত্রেও অনেকবার হয়েছে যে, আমি একটা প্রশ্ন বুঝতেছি না, কিন্তু বারবার করতেছি বারবার করতেছি কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু দেখবেন হ্যাঁ, জি, অবশ্যই।
হুম। আচ্ছা। হুম। জ্বি। হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। জ্বি। বিরক্ত হয়ে যায় আচ্ছা। আচ্ছা, তো বর্তমান হু, তো বর্তমান পর্যায়ে আ পরিস্থিতি অনুযায়ী আ এই দেশের শিক্ষকদের, বা বিশেষ করে গ্রামে। ওই শিক্ষকদের মধ্যে কতটুকু ধারণা আছে, যে, বর্তমান প্রজন্ম এবং এতটুক যে, প্রযুক্তি আপনার প্রযুক্তির যে, দ্রুত উন্নতি হচ্ছে, তাদের মধ্যে কি ওই আ ক্যাপাবিলিটি টা কি আছে, শিক্ষকদের মধ্যে, যে, শি, শি শিক্ষা দিতে গিয়ে আপনাকে ঠিকভাবে শিক্ষা দিতে পারবে?
জি, একদম। জি, অবশ্যই। জি, অবশ্যই।

বুঝতে পেরেছি। আ হ্যাঁ, এটা আ কিন্তু একদম ভালো একটা এ্যা যে শিক্ষকের উপস্থিতি বা ফিডব্যাক এটা কিন্তু একটা আ ২ টা একটা দেখা যায় আ দে খুব প্রয়োজন আ এখন যদি, শিক্ষক যদি উপস্থিতি আ না থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই স্টুডেন্ট রা অনেক ভালোভাবে আ রেজাল্ট করতে পারে না, বা আ ওইভাবে ঠিকঠাক থাকতে পারে না। তো আবার যদি ফিডব্যাক টাও যদি ভালো ভাবে না দেয় আসলে কার কোথায় সমস্যা হচ্ছে, আ সেই বিষয়ে যদি সে তিনি দেখা যে আমাদেরকে না বলে, বা সি আ ছাত্র-ছাত্রীদের সেভাবে না শিখায়, তাহলে কিন্তু আসলে ফলাফলের উপরে সেটা একটা ভালো প্রভাব পড়বে। মানে একটা খারাপ প্রভাব পড়বে আরকি। হ্যাঁ তো, হ্যাঁ তো সেই যে ক্ষেত্রে একটা ভালো ফিডব্যাক দেয়, একটা ভালো উপস্থিতি থাকে শিক্ষকের বুথ তাইলে কিন্তু একটা ছাত্র-ছাত্রীরা ভালো একটা ফলাফল পেতে পারে।
হ্যাঁ। জি। আসলেই জি। হুম। জি। পড়বে না। প্রশ্নই পড়বে না। হ্যাঁ, খারাপ প্রভাব পড়বে। হুম অবশ্যই। সেক্ষেত্রে আসলে ভাল ফলাফল পেতে পারে। আ তবে আ অনেক সময় হয় কি, আপনারা মনে করেন যে আ অনেক টিচার আপনারা মনে করেন যে, সে ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলের জন্য আপনার <swallows> নিজস্ব কোচিং সেন্টার চালু করে থাকে। আ সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। তো দেখা যায় যে তাদের ওই কোচিং সেন্টার এ যদি অন্য স্টুডেন্ট ভর্তি না হয় তাদের রেজাল্টটা, দেখা যায় যে খারাপ, উ ভালো হলেও খারাপ। তো এটার সমাধানটা আসলে কি করা যেতে পারে এবং এটার শিক্ষকরা কি কেনো করে থাকে এটা আসলে?
জি অবশ্যই। জি অবশ্যই। জি একদম। হ্যাঁ আচ্ছা। আ এটা অবশ্য ঠিক বলেছেন, যে আসলে অনেকেই সে আ শিক্ষক এই জিনিসটা করে। যে আসলো তারা করে কেনো যে আসলে অনেকে দেখবেন ভালো স্টুডেন্ট তারপর কিন্তু খারাপ রেজাল্ট হচ্ছে। যে দেখা যাচ্ছে তার কোচিং এ যেন পড়ে। তিনি কিন্তু দেখবেন যে আসলে আ ক্লাস সেভাবে বুঝাচ্ছে না বা বুঝাইলেও সেভাবে আ অতটা গুরুত্ব দিচ্ছে না। কারণ হচ্ছে তার একটা কোচিং রয়েছে। সেখানে গিয়ে যদি, সবাই যায় তাহলে ভালোভাবে বুঝাবে সেখানে। তো এক্ষেত্রে এজন্য এইজন্য কিন্তু করে যে আসলে সেখানে যদি ভালোভাবে যাচ্ছে কোচিং যদি করে, সে একটু টাকা-পয়সা পাবে। সে এই এইজন্যই কিন্তু এই টিচার গুলো এগুলো করে। তো এটা কিন্তু আসলে ঠিক না। হ্যাঁ অর্থর লোভ জী অবশ্যই।
হুম। জি। হুম। জি। হুম। যায়। ভালোভাবে বুঝাবে। উ জি। মানে একটু অর্থের লোভ থাকেই তাদের মধ্যে। তো এটা কি আপনারা মনে করেন তাদের কি সুযোগ-সুবিধাটা কি কম দেয়া হচ্ছে এক্ষেত্রে এই জিনিসটার দিকে তারা ঝুঁকেছে?